বেশ কদিন যাবৎ আমি একটা বিষয় নিয়ে খুবই চিন্তিত। আসলে ছোটবেলা থেকেই অনেক কিছু করতে চেয়েছিলাম কিন্তু জীবনের এই পর্যায়ে এসে, আমার বর্তমান সময়গুলিকে অনেক বেশি ভয় লাগছে। এবং বর্তমান সময়তে আমি কিভাবে নিজেকে এগিয়ে নিব, সেটার কোনো কুলকিনারা খুঁজে পাচ্ছি না। এবং এই বিষয়টা আমাকে এতই বেশি আঁকড়ে আষ্টেপৃষ্টে ধরে আছে যে, আমি জীবনের কোনো মানেই খুঁজে পাচ্ছি না।
আ আপনার আ কথায় আসলে স্পষ্টভাবেই বোঝা যাচ্ছে যে, আপনি খুবই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছেন এবং খুবই অ্যা কষ্টের ভিতরে আসলে দিন পার করছেন। তো আসলে আপনার যে সমস্যাটার কথা আপনি বললেন। আসলে আ আস কোন কারণে আসলে মূলত কোন বিষয়টা নিয়ে আপনি এতটা চিন্তিত? বা কোন অ্যা বিষয়ের কারণে আসলে আপনি জীবনের কোন মানেই খুঁজে পাচ্ছেন না, যদি এই বিষয়টা আমাকে একটু আ খুলে বলতেন আরকি।
অবশ্যই, অবশ্যই। আসলে সত্যি কথা বলতে যেটা বলি যে ছোটবেলা থেকে অনেক কিছু করতে চেয়েছিলাম। ছোটবেলায় আমি একসময় আম আকাশে উড়তে চেয়েছিলাম যেটা পাইলট ব্যাপারটা বা বৈমানিক হওয়ার যে স্বপ্নটা সেটা একসময় ছিল। তারপরে বয়স যখন বাড়তে থাকলো, পড়াশোনা করছি। তারপরে মাম ইউনিভার্সিটি লাইফ পার করলাম। কিন্তু বৈমানিক হওয়ার আ সেই স্বপ্নটা স্বপ্নই রয়ে গেল। সেটা হয়নি। তারপরে এসে যি আ জীবনের তাগিদে চাকরিতে ঢুকলাম, চাকরি করছি। কিন্তু আমার যে একটা নিজের স্বকীয় যে ব্যাপারটা বা আমার নিজের আমার আমি এই যে এই ব্যাপারটা বা আমার আমি কি আসলেই আ যে কাজ করছি সেটার জন্য কি উপযুক্ত কিনা মানে সেটাতে কি আসলেই আমি এখানে থাকার কথা কিনা এই ব্যাপারগুলি আসলে মাঝে, মাঝেই আমাকে খুব নাড়া দেয়। এবং মাঝে মাঝেই আমাকে বলে যে আ তুমি তো এগুলিই করতে চেয়েছিলে বা তুমি এটা হতে চেয়েছিলে বা তুমি তো এটাতে আ মজা পাও। যেমন আমি ছোটবেলায় আ ছোট, ছোট আ উম হলো গান লিখতাম। ২ ৩ লাইন করে ছন্দ দিয়ে গান লিখতাম। এই এখন এই বয়সে এসে বা এখন এসে আমি লাস্ট কবে লেখালেখি করেছি আমি নিজেও জানি না। তারপরে আমি ছোট মা আরো আমার ইউনিভার্সিটি লাইফ এ একটু আঁকাআঁকি করতাম। অ্যা সেটাও এখন আসলে আমার লাইফ থেকে মিস মিসিং। তো ওভারঅল যেটা মানে যেই চিন্তাটা আমার মধ্যে এখন কাজ করছে যে আসলে আমি যে জীবনটা অতিবাহিত করছি বা যে জীবনটার ভিতরে আছি এটার জন্য মানে এটার এই লক্ষ্যটা কি বা আমি আসলে এখানে কি আসলেই আমি ভালো আছি এই ব্যাপারগুলোই আসলে আমাকে তাড়ান করে বেড়াচ্ছে।
জি। জি। আ আসলে আপনার কথা শুনে আমার নিজেরও আ এতো খুবই খারাপ লাগলো যে আপনি আসলে নিজের জীবনের যে লক্ষ্যটা সে পর্যন্তই আসলে পৌঁছানোর জন্য অনেক চেষ্টা করছেন। বাট আ পরিবেশের কারণে হয়তো বা জীবনের তাগিদে আ সময়ের আ মানে খেলা একটা ধরাবান্ধা নিয়মের কারণে আপনি কোনভাবেই সেটাতে পৌঁছাতে পারছেন না। তো বিষয়টা শুনে আমার আসলে খুবই খারাপ লাগলো। আ আপনি যদি আমাকে আসলে বলতেন, যে আপনি আ যেটা হতে চেয়েছিলেন, হব যেটা বললেন যে আপনি ছোটবেলায় আ আসলে গান লিখতেন বা ছোট, ছোট অ্যা গান লেখার চেষ্টা করতেন বা ছবি আঁকতেন। তো এই বিষয়টা থেকে আসলে যে আপনি সরে আসলেন এটার আসলে কারণটা কী ছিল? যে এইটা আপনি তো চাইলেই এই বিষয়টা নিয়েও আ আ কাজ করতে পারতেন বা পড়াশোনা করতে পারতেন বা এগিয়ে যেতে পারতেন। আসলে কোন কারণে আপনার এই যে নিজের প্রতি নিজের যে চাওয়ার বিষয়টা বা নিজের ভালো লাগার জায়গাটা থেকে আপনি সরে আসলেন, এটা আসলে মূলত আ আপনার কে মানে যে কষ্টটা এখন দিচ্ছে। তো সেখান থেকে আপনি যে সরে আসলেন এটার মূল কি বিষয় ছিল? সেটা যদি একটু ক্লিয়ার করে বলতেন আরকি।
হুম। জি। আ মূল বিষয়টা আসলে আমি নিজেও জানি না। কারণ এটা নিয়ে যতবারই চিন্তা করেছি ততবারই আসলে আ unanswered ওয়ে তে বা মানে কোনো এন্সার বিহীন ওয়ে তেই আমাকে চিন্তাটা শেষ করতে হয়েছে। কারণ তবে কিছু বিষয়ে আ মনে করি যে এগুলোই আম আসলেই কারণ কিনা আমি জানি না। তো সেই বিষয়গুলোর মধ্যে এরকম যে যখন গান লিখতাম বা ছন্দ দিয়ে কিছু করতাম বা একটু আঁকাআঁকি করতাম। তখন আসলে এত দায়িত্ব বা কাজের প্রেশার, ডেডলাইন প্রজেক্ট শেষ করতে হবে। তারপরে বিদ্যুৎ বিল দিতে হবে, এটা দিতে হবে ওটা দিতে হবে। মানে এই ব্যাপারগুলি তখন লাইফ এ ছিল না। তখন লাইফ ছিল অনেক ইজি। পড়াশোনা করতাম, পরীক্ষা দিতাম। এসে মুভি দেখতাম। আর আ কি বলে ছোট, ছোট এরকম মনের খোরাক হিসেবে গানের ২ ৩ লাইন লেখার চেষ্টা করতাম। কিন্তু যখন দায়িত্ব কাঁধের উপরে চলে আসলো, যখন অফিসে ঢুকে পড়লাম, অফিশিয়াল সেটআপ এ যখন কাজ করা শুরু করলাম তখন তো আর আসলে এরকম luxurious ব্যাপারটা আর লাইফ এর মধ্যে নাই। লাইফ তখনও আ জীবন তখন এমন হয়ে গিয়েছে যে আ আমাকে একটা নির্দিষ্ট ফ্রেম এর ভিতর হাঁটতে হচ্ছে। এবং দৈনন্দিন কিছু নির্দিষ্ট কাজ করতে হচ্ছে। মানে আ অনেক কাজের মধ্যে নির্দিষ্ট কিছু কাজ আছে যেগুলো করতেই হবে। তো এই ব্যাপারগুলির সাথে আসলে cope up করতে যে আমি আসলে হয়তো বা আগের যে ছন্দটা সেটা হারিয়ে ফেলেছি এবং বর্তমানে দেখা যাচ্ছে যে আ সেখানে যে খুব একটা আমি ইনজয় করছি বা আনন্দ পাচ্ছি তা কিন্তু না আসলে।
জি। জি। জি। আ বুঝতে পেরেছি যে আপনি আসলে এখন আ জীবনের তাগিদে যে চাকরি করছেন বা আ কাজ করছেন সেই কাজের প্রেশারের কারণে আ কাজ করতে গিয়ে আসলে আপনার যে শখ বা আপনার যে ছোট, ছোট আ মনের খোরাকগুলা একসময় ছিল সেগুলা আসলে আপনার জীবন থেকে হারিয়ে যাচ্ছে। তো আসলে বিষয়টা এমন যে সময় মানুষকে আ কখন কোথায় নিয়ে দাঁড় করিয়ে দেয় বা পরিবেশের আ কারণে মানুষ কখন কোথায় কি করে সেটা মানুষ নিজেও বলতে পারে না। কিন্তুক আসলে মানুষ যদি চায় যে আ নিজের আ ছোট, ছোট মনের খোরাকগুলো তাহলে সে উম কষ্ট করে হলেও দেখা যায় যে সেই সময়েও নিজেকে আ এমনভাবে প্রস্তুত করে রাখতে পারে যেন আ সেই সময়ের মধ্যে ছোট, ছোট একটু আ নিজের কষ্টগুলো ভুলে রাখার যে জায়গাগুলা থাকে যেমন তার ভালো কোন জায়গায় ঘুরতে যাওয়া বা নিজের যে
একদম।
আ কষ্ট ছাড়া যে, যে বিষয়গুলা থাকে যে আ মনে করেন আপনি উম আ কাউর সাথে খুব ভালো সম্পর্ক তাকে নিয়ে একটু ঘুরতে গেলেন বা নিজের পরিবারকে একটু সময় দিলেন। তো এই সকল বিষয়ের মাধ্যমেও মানুষ কিন্তু আসলে সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারে। তো আপনার কথা শুনে যেটা মনে হচ্ছে যে আপনি ছোটবেলায় আঁকাআঁকি করতে পছন্দ করতেন বা ছোট, ছোট আ গান লিখতে পছন্দ করতেন। আ কিন্তু এখন কাজের প্রেশারের কারণে আপনি হয়তো সেই জায়গায় নাই। তা আমিও আপনাকে যেটা বলবো যে আপনি আ আ নিজেকে একটু সময় দিন নিজের মনকে একটু বোঝান যে আপনি যখন কাজগুলো করছেন অফিসের কাজ করছেন বা আপনি হয়তো ডেডলাইনে চলে গিয়েছেন। আ আপনি একটা সময় ম্যানেজমেন্টের মাধ্যমে হয়তো নিজেকে আ একটু আ স্বাভাবিক করতে পারেন। বিষয়টি এমন হতে পারে আ যে আপনি যখন অফিসের কাজ করছেন, আপনি অফিসের কাজটা অফিসে সেরে একটু তাড়াতাড়ি বাসায় এসে আপনি আ আবার সেই দিনগুলোর মতো একটু ছোট, ছোট গান লেখার কাজে বা একটু মনে হে বুঝিয়ে অ্যা এস একটু সময় বের করে একটু ছবি আঁকলেন। এতে করে হবে যে আপনার আ মনের যে কষ্টটা বা আপনি যে এখন খুব অ্যা ব্যস্ততার মধ্যে যাচ্ছেন, এইটার কারণে যে আপনার জীবনে একটা আ মানে আপনি লক্ষ্যটাই হারিয়ে ফেলছেন এই যে মনের আশাটা এটা হয়তো কিছুটা লাঘব পাবে। তো দেখা যাবে আপনি আগের মতো করে এক অ্যা বেশি না হয়তো সারাদিনে ১ ঘন্টা সময় দিলেন, অ্যা ০.৫ ঘন্টা হয়তো গান লিখলেন, ০.৫ ঘন্টা কিছু আঁকলেন। এতে করে যে আপনার মানসিক যে চাপটা আমি মনে করি অ্যা এভাবে হয়তো আপনার চাপটা কমে আসতে পারে। তো আপনি কি কখনো এভাবে আসলে করে দেখেছেন কিনা বা চেষ্টা করেছিলেন কিনা?
জি, জি। হ্যাঁ। হুম। আচ্ছা। আ না, একদম সত্যি কথা বলতে, আমি আসলে এভাবে চেষ্টা করে দেখিনি। এবং আপনি যখন এটা সুন্দর করে আমাকে বলছিলেন, আমি তখনই উমউ কল্পনা করছিলাম যে আসলে এভাবেও তো আমি করতে পারতাম। কিন্তু আমি এতদিন তাহলে কেন করিনি! তো আমার সেটাই মূলত আমার মাথায় খেলছে যে, হ্যাঁ, আমি তো অবসর সময়ে, আব আপনি যেভাবে সুন্দর করে আমাকে বুঝিয়ে বললেন যে অবসর সময়ে এসে আমি একটু নিজেকে একটু সময় দেওয়া বা, একটু দুটো লাইন চেষ্টা করা, তো, এটাও তো আমি করতে পারতাম। এবং তার থেকেও বড় কথা, আপনি আরো একটা চমৎকার আমাকে উপদেশ দিয়েছেন, যে এই যে আ নিজের পরিবারের সাথে সময় কাটানো এবং আ একটা জীবনের আ আ লাভড ওয়ান আ পারসন এর সাথে একটু, আ তার সাথে একটু সময় কাটানো। পরিবারে বাবা মার সাথে সময় কাটানো। এই সময় কাটানোর মধ্যেও মনে হয় মনে হয় আমার আ যে যে যে আ চিন্তার যে জগৎটা আমার এলোমেলো হয়েছে, সেখান থেকে হয়তোবা আমি আবার ব্যাক মানে, আমার আসল জীবনে আবার ফেরত যেতে পারবো। কারণ আমি আসলে এই জিনিসগুলো করিনি কখনো। কেন করিনি, যে বিষয়টা হয়ে গিয়েছে কি? যে আমি আসলে কাজের মধ্যেই সারাক্ষণ ছিলাম বা আছি। সেই কারণে আসলে এই যে এভাবে গুছিয়ে নিয়ে আমাকে যে আগানো যে উচিত, বা গুছিয়ে নিয়ে যে একটু এই জিনিসগুলোকে আম সাজানো উচিত, রুটিন করে আগানো উচিত, এইটা আসলে কখনোই মাথায়ও আসেনি। এবং আসলে ওভাবে বাও যেহেতু করিও নি, তবে খুব ভালো হলো, যে আপনি আমাকে সুন্দর করে এই জিনিসটা বুঝিয়ে দিলেন। এবং আমার কাছে এখন মনে হচ্ছে যে, হ্যাঁ, আমার হয়তোবা কিছু সময় চলে গিয়েছে। কিন্তু আমি, ও আমি যদি আপনার পরামর্শ মতে এই প্র্যাকটিসগুলো, এই রুটিনটা যদি ফলো করতে পারি, তাহলে অবশ্যই, অবশ্যই, আমি মনে হয় মনে হয় জীবনের মানে আবার খুঁজে পাবো। এবং আমি সেটা ডেসপারেটলি চাই, যে জীবনের মানে জীবনের আনন্দ।
আ জি, আমি শুনে অনেক খু খুশি হলাম যে আপনি আসলে, আ নিজেকে সময় দেওয়ার প্রতি খুবই ব্যাকুল, যে আপনি আসলে জীবনের যে লক্ষ্যটা হারিয়ে ফেলেছেন, আপনি খুব করে চাচ্ছেন যে আপনার সেই ব্যক্তিগত লক্ষ্যে আপনি থাকতে। তো আমি আশা করব যে আপনি, আ একটা সময় ম্যানেজমেন্ট আজকে থেকে তৈরি করবেন। আর যেটার মাধ্যমে আপনি এহ সাপ্তাহিক একটা রুটিন করবেন, যে, আ আমার কাজের ফাঁকে যে অবসর সময়গুলো হয়, সেই সময়গুলোতে যেন আমি, আ এই কাজগুলো করতে পারি। আ তাতে করে আপনার নিজেকে যে সময় দিচ্ছেন, এতে করে আপনার মন ভালো থাকবে, আপনার শরীর ভালো থাকবে, আপনার পারিপার্শ্বিক সম্পর্কগুলো ভালো থাকবে। এবং সবথেকে বড় কথা, আপনি যে মানসিক কষ্টের ভিতরে ছিলেন, যে সবকিছু এলোমেলো। আমি আশা করছি যে আপনার এই সময় ম্যানেজমেন্ট এ এবং এই ছোট, ছোট মনের খোরাকগুলো পূরণ করার কারণে আপনি হয়তো খুব শীঘ্রই একটা ভালো সময় দেখতে পাবেন, ইনশাআল্লাহ। আমি আশা করব যে, আ আমি যে পরামর্শগুলো আপনাকে দিলাম, আপনি এগুলো মেনে চলার চেষ্টা করবেন। এবং ভবিষ্যতে ভালো কোন কিছু আপনার হবে, আ সেই কামনা করি। আ উ আ এবং দেখা যাচ্ছে যে আপনি আ একটা সময় গিয়ে দেখবেন যে আপনার যে পুরোনো যে ছোট, ছোট আ দিনগুলো আপনি হারিয়ে ফেলেছিলেন, খুঁজছিলেন, সেগুলো আপনি অবশ্যই একদিন না একদিন আ ফিরিয়ে পাবেন এবং মিলাতে পারবেন যে আপনার সেই দিনগুলো আপনার কাছে আবারো ফিরে এসেছে। আপনার জীবনে একটা নতুন উদ্যম আপনি ফিরে পাবেন বলে আশা করছি।
না, আমিও সেটা বিশ্বাস করি যে, আপনি যত সুন্দরভাবে আমাকে আ গুছিয়ে দিলেন, আমি তো, মা ১ম এই বলছিলাম, যে আমি আসলে খুব চিন্তিত। কিন্তু এখন কিন্তু আমার মধ্যে অনেক কনফিডেন্স কাজ করছে। এবং এইভাবে গুছিয়ে দেওয়ার কারণে, আমি মনে করি যে আমি অবশ্যই খুব দ্রুতই আমি আমার সমস্যা থেকে বের হতে পারবো। তো আপনার উপদেশ এর জন্য অনেক, অনেক ধন্যবাদ আপনাকে।
জি। আ আপনার সাথে কথা বলে ভালো লাগলো। আপনার স সবকিছু ভালো হয়, সেই আশা করছি। এবং আপনাকেও অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।